বাহ! এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। যে আসলে এইযে পরিবারের কাছে আপনাদের ব্যাগটা গিয়েছিল, তারা আসলে অনেক যত্নের সাথে আপনাদের ব্যাগটা রেখেছেন এবং সব মালামালগুলো আসলে মানে ঠিক জায়গা মতোই ছিল। <sniffs> তো এই ক্ষেত্রে আমি আরেকটু জানতে চাচ্ছি, যে আসলে আপনি যে বললেন, যে কলকাতা এয়ারপোর্টে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই যে এই ঘটনাটা এরকম ঘটনা কি অহরহই আসলে ঘটে থাকে? নাকি এটা খুবই হঠাৎ করে আসলে এরকম কিছু হয়ে গেছে? এটা কি যেকোনো সময় ঘটতে পারে?
হুম, হুম। ফেরত দিয়েছে। হুম, একদম তাই। একদম তাই। হু, হু। হ্যাঁ। হু। হুম। এটা আমার আ হ্যাঁ আ আসলে এটা অনেক সময় কি ওই যে যেটা বললাম, যদি সিমিলার টাইপ এর ব্যাগ হয়, অনেক সময় ঘটতে পারে। এবং আমাদের লাইফ এ এটা আমাদের জন্য ১ম বারই ঘটেছে। এটার আ মানে আগে কখনো হয়নি। তবে কিছু, কিছু আমি শুনেছি পৃথিবীর কিছু, কিছু এয়ারপোর্ট আছে। যেসব জায়গায় নাকি এই ব্যাপারগুলো খুবই অহরহ ঘ ঘটে। বিশেষ করে আ যেসব জায়গায় আসলে মেইনটেন্যান্স টা খুব একটা ভালো না। যেমন ধরুন যে আমাদের ঢাকা এয়ারপোর্টেও কিন্তু খুব হয় এটা, মানে লাগেজ মিসিং হওয়া বা লাগেজ দেরিতে আসা। আ যেমন আমার আমারই ১ বার হয়েছিল যে আমি বাইরে থেকে এম মানে ট্রাভেল করে এসেছি। এত টায়ারড ছিলাম। কিন্তু লাগেজ বেল্টে আসতে প প্রায় ১ ঘন্টা লেগেছিল। তার উপর আমার লাগেজটা এসেছিল একদম সবার শেষে, হুম? তো এ এগুলো খুবই বিরক্তিকর। মানে অ্যা যখন লাগেজ এ হু, এয়ারপোর্ট এর মেইনটেন্যান্স যখন ভালো হয় না, যখন দেখা যায় যে লাগেজ গুলো আসতে দেরি করে বা নিজেদের লাগেজ গুলো খুঁজে পাওয়া যায় না। <smacks lips> অন অনেক বড় জার্নি করার পর আসলে ওই ধৈর্যটা বা ওই স্টামিনা একদমই তখন থা হুম।
<chuckles> হুম, একদমই ঠিক। হুম, এটা বেশ দুঃখজনক। নিশ্চয়ই, নিশ্চয়ই বিরক্তিকর। ও হ্যাঁ, মানে এক্ষেত্রে ক্লান্ত থাকা হয় এ আপনি যেমনটা বলছিলেন। যে আসলে অনেক বেশি ক্লান্ত থাকা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঐরকম যেমনটা বললেন যে ধৈর্যটাই আসলে থাকে না, জ তাই না?
একদমই থাকে না। একদম, একদম। অ তখন খুবই বিরক্ত লাগে আসলে। মানে মনে হয় যেন, "কখন পাবো, কখন বাসায় যাব?" আর তার মধ্যে যদি আ কোনোভাবে মিসিং হয় লাগেজ, তাহলে তো আর কথাই নেই। মানে একটা অন্যরকম টেনশন কাজ করে। আর ওই লাগেজ এ যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে যেমন আমাদের লাগেজ ছিল হুম, একদম।
একদমই ঠিক। সেটা তো আরো ভয়াবহ ব্যাপার। <scoffs> একদমই ঠিক। মানে দেখা গেছে যে কিছুক্ষণের জন্য আপনাদের কিন্তু হয়তো আপনি যেমনটা বলছিলেন, ঘটনাটা আপনাদের অনেক হতাশ লেগেছে। যেহেতু একে তো হচ্ছিল যে আপনারা গিয়েছেনই ওইখানে চিকিৎসার উদ্দেশ্যে, হ্যাঁ? সেক্ষেত্রে চিকিৎসার জন্য যে জরুরি ডকুমেন্টস যেগুলা রয়েছে কাগজপত্র, সেগুলাই মিসিং হয়ে গেল। ব্যাপারটা কিন্তু বেশ ভয়াবহ ছিল। তো এই ক্ষেত্রে একটু জানতে চাই, যে বিভিন্ন এয়ারপোর্ট এর তো অনেক সময় অনেকেই আসলে বলে থাকেন যে আসলে আ এয়ারপোর্ট থেকে তারা আসলে সঠিক সেবাটা আসলে পাননি। তো কলকাতা এয়ারপোর্ট এর ক্ষেত্রে আপনারা সেবাটা কেমন পেয়েছিলেন?
হু। হুম, হুম। হুম, একদম। হুম। একদম। হুম। হুম, হুম।

হ্যাঁ, সব শেষ হওয়ার পরেই আসলে অভিযোগ করেছি। কার কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেম দেখতেই আরেকটা ব্যাগ ঘুরছিল তখনো বেল্ট এ, হ্যাঁ? মানে কিন্তু ওটা আমাদেরটা ছিল না। তো
ও আচ্ছা। ব্যাপারটা কিন্তু বেশ মানে সন্দেহজনক ছিল, হ্যাঁ, যে একই রকম অনেক ব্যাগ বারবার হয়তো ধোঁকা খাচ্ছেন যে, হ্যাঁ, এটাই কিনা।
<chuckles> উম হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। তো ওই আ একই রকম দেখতে আরেকটা ব্যাগ ঘুরছিল। অ্যা তো আমরা উম যেটা করলাম আমরা যারা দায়িত্বরত ছিলাম তাদেরকে তো জানালাম। তো একজন এসে বলল যে, "এই ব্যাগটা কি আপনাদের ব্যাগ?" তো আমরা বললাম যে, "না এটা না, কিন্তু এটার মতো দেখতেই আমাদের ব্যাগটা।" তো যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে হয়তোবা আমাদের ব্যাগটাই উম অন্য আরেকজন কেউ নিয়ে গেছে। যেহেতু দুটো ব্যাগ দেখতে প্রায় সিমিলার, তো আ ওটা একটা হুম, হু, হুম।
হুম। তার মানে একটা জিনিস একটু জানতে চাই যে, ওই যে যেই ভদ্রলোক বা মহিলা যিনি এসে আপনাকে ব্যাগটা দেখালেন, হ্যাঁ? যে এই ব্যাগটা আপনাদের কিনা সেইটা কি কোন একটা মানে আ মানে মিসিং ব্যাগ ছিল যে, হ্যাঁ, ঐটার কোন মালিক নেই, ওটা কেউ নিচ্ছে না, এরকম কিছু?
হুম। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, একদম। হ্যাঁ, ওটা কেউ নিচ্ছিল না। একদমই তাই। কিন্তু দেখতে দেখতে একদম হুবুহু মানে হচ্ছে আমাদের ব্যাগটার মতোই ছিল। তো আমরাই শেষ যাত্রী ছিলাম। যারা মানে দাঁড়িয়ে আছি সবাই মোটামুটি যার, যার ব্যাগ নিয়ে আলরেডি চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। তো আমরাই দাঁড়িয়েছিলাম। তো আ যিনি ছিলেন কর্তব্যরত একজন ভদ্র মহিলা। উনি এসে বলল যে, "মনে হচ্ছে যে আপনাদের ব্যাগ যেহেতু একই রকম দেখতে বলছেন, তো আ হয়তোবা আপনাদের ব্যাগটাই এক্সচেঞ্জ হয়ে গেছে।" তো আ ওনারা সঙ্গে, সঙ্গে যেটা করলো প্রত্যেকটা মানে এয়ারপোর্ট এ যেটা হয় লাগেজ গুলোতে সব লাগেজ এ একটা কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া থাকে। মানে যার ব্যাগ তার ওই যে টি টিকেটের ইয়েটা দেওয়া থাকে ওখানে। তো সঙ্গে, সঙ্গে আমরা মানে খুব ভালো একটা হেল্প পেয়েছি ওনাদের কাছে থেকে।
<chuckles> ওহো! আচ্ছা, বেশ দুঃখজনক। চলে যাচ্ছে। হু, হু। একদমই ঠিক। এক্সচেঞ্জ হয়ে গেছে। <chuckles> একদমই ঠিক। মানে ব্যাগটাকে যেন আসলে বোঝা যায় যে, আসলে এই ব্যাগটার মালিক কে সেইজন্য আসলে, আসলে সেই সংশ্লিষ্ট তথ্যগুলো আসলে ব্যাগের মধ্যে লাগানো থাকে, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। কার ব্যাগ হ্যাঁ, সেটাই। হ্যাঁ। একদম, একদম তাই, একদম তাই। তো ব্যাপারটা এমন ছিল যে মানে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো আ উনারা ওখান থেকে দেখে বের করল যে আসলে আ ব্যাগটা মানে কোন প্যাসেঞ্জার এর সাথে চলে গেছে। তো ওই তখন আমরা এয়ারপোর্টে বসেছিলাম এবং ওনারাই বিভিন্নভাবে অনেক আ খোঁজ খবর নিয়ে এয়ারলাইন্স এর সাথে বের করলো যে, হ্যাঁ, মানে আমাদের অ্যা মানে আমাদের ব্যাগটা আসলে আরেকজনের কাছেই চলে গেছে। ওই ওই যার কাছে গেছে তার ফোন নাম্বারটা আ পাওয়া গেছিল আরকি শেষমেশ। তো আ <chuckles> হদিস পে পেয়েছি। হ্যাঁ, হদিস পেয়েছি।
যাক অবশেষে আপনারা মানে অন্তত ব্যাগের একটা হদিস অন্তত পেলেন যে, হ্যাঁ, যে ব্যাগটা অন্তত কার কাছে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে কি জানলেন যে আসলে যে ব্যক্তির কাছে গিয়েছে সে আপনাদের থেকে কত দূরে আছে বা কি করতে হবে পরবর্তীতে?
হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ। সেটাই মজার ব্যাপার। সেটার মজার ব্যাপারটা বলছি। আমরা তো ফোন নাম্বারটা পেয়ে ফোন করেছি যার কাছে গেছে। তো উনি খুবই লজ্জা পেয়েছেন। একজন ভদ্র মহিলাই ছিলেন। তো উনি খুব লজ্জা পেয়েছেন এবং উনি খুব সরি বললেন আমাদেরকে অনেকবার। তো বলতে বলতে তবু আমরা জিজ্ঞেস করলাম যে, "আপনি কোথায় উঠেছেন বা অ্যা কোথায় আছেন? আমরা গিয়ে নিয়ে আসবো।" তো মজাটা হুম, হুম।
আচ্ছা, একটা জিনিস জানতে চাই এ একটু, উনি কি আসলে কলকাতারই ছিলেন? নাকি উনি হয়তো বাংলাদেশে ছিলেন, উনিও কলকাতায় গিয়েছেন?

হু, হু, হু। একদম তাই। হ্যাঁ, সেটাই হয়েছিল। সেটাই হয়েছিল। এখন আম মায়ের যে লাগেজটা ছিল আসলে সেটা খুব কমন টাইপ এর। মানে এই ধরনের লাগেজ আসলে অহরহই দেখা যায় এবং ওই বেল্ট এর মধ্যে অনেকগুলো ঘুরছিল। তো ঘুরছিল ঠিক কিন্তু আমরা তো আমাদের ব্যাগ গুলোতে কি করেছি সবগুলাতে এক ধরনের মানে আমার মায়ের নামের ১ম, অক্ষরটা আমরা লিখে দিয়েছিলাম যেহেতু তার ব্যাগ। তো বারবার ওই ধরনের হু, হু।
আচ্ছা তারপর? ও আচ্ছা। আচ্ছা আ একটু একটা প্রশ্ন যে সেইটা লিখার ক্ষেত্রে কি দিয়ে আসলে লিখেছিলেন? যে আসলে এমন কিছু যে হ্যাঁ, সেটা উঠিয়ে ফেলা যাবে না। হতেও তো পারে যেমনটা বললেন, আপনি যে আ একই ধরনের অনেকগুলা ব্যাগ সেখানে আছে। কেউ হয়তো উঠিয়ে দিলো সেই লেভেলটা এরকম কি হয়েছে?
হুম। হুম, হুম। না লেভেল না ঠিক সেটা আসলে রং দিয়ে মানে একদম পার্মানেন্ট কিছু রং পাওয়া যায় না ওগুলা দিয়েই লিখেছিলাম। মানে উঠিয়ে ফেললেও পুরোটা উঠানো সম্ভব না। কিছু না কিছু একটু আ থেকে যাবে মানে বোঝা যাবে। হ্যাঁ, বোঝা যাবে। তো আ বেল্ট এ দেখছিলাম যে ওরকম অনেকগুলা ব্যাগই ঘুরছে। কিন্তু আম কেন জানো ওইযে আমাদের যে লেখা যে ব্যাগটা ছিল বা লাগেজটা ছিল সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ এরকম করতে, করতে যেটা হলো যে না পরবর্তীতে লাগেজ না পেয়ে আমরা যে এয়ারপোর্ট এর যারা দায়িত্বরত আ যারা ছিলেন এসব ব্যাপারে তাদেরকে আমরা জানালাম যে আমাদের এই লাগেজটা পাচ্ছি না। তো উনারা আমাদের ফ্লাইটের নাম্বার বা এগুলো আ জানতে চাইলেন। হু, হু, হু, হু। অনেকক্ষণ পর্যন্ত প্রায়, ১০ হ্যাঁ, ১৫-২০ মিনিট আসলে আমরা এরকমই খুঁজছিলাম।
বাহ! বেশ চমৎকার! মানে কিছু না কিছু থাকবে যেটা দিয়ে বোঝা যাবে। বাহ! বেশ চমৎকার! জি। তারপরের ঘটনাটা? মানে আপনারা যখন আসলে এরকম খুঁজে পাচ্ছেন না, অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছেন। তো তারপরে আসলে। এ আচ্ছা অ্যা মানে, মানে আসলে কি আপনাদের মানে ওই মানে ওই আপনাদের ফ্লাইট এর জন্য যে সংশ্লিষ্ট যে ব্যাগ গুলা যেগুলা ছিল ওগুলা কি সবকিছু কি দেখে ফেলেছেন? সব শেষ হওয়ার পরেই আপনারা অভিযোগ করেছেন?
হু, হু। হুম, হু, হু।